হ্যাঁ, সেটা তো অবশ্যই। ধরেন যে যেকোনো ইন্ডাস্ট্রি র জন্য সেটা বাংলা ই সিনেমা ইন্ডাস্ট্রি বলেন বা হচ্ছে হলো গিয়ে শিল্প কল কারখানার যে ইন্ডাস্ট্রি গুলো আছে মানে থাকে না যে কিছু মানে প্লেয়ার। যারা আসলে মানে যেকোনো জিনিসটাকে আসলে সামনের দিকে এগিয়ে নেয়া যায়। বা যেকোনো জিনিসের যেই পরিচালক সেটা যদি না থাকে, ঠিকঠাক ভাবে আসলে পরিচালনা করতে না পারে। তারা যদি না থাকে, দেখা যায় যে সেখানে কিন্তু একটা বড় ধরনের ধস চলে আসে। তো সেই ক্ষেত্রে যে, যে আপনি যেটা বললেন যে জসিম, মান্না এবং সালমান শাহ, এদের হারিয়ে যাওয়াটা আসলে বড় ধরনের একটা ক্ষতি তো হয়েছে বাংলা সিনেমাতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষতিগুলো পূরণ করার মতো আসলে মানুষ ওই মুহূর্তে অ হয়তো কেউ ছিল না। বর্তমানে আসলে তৈরি হয়েছে। হ্যাঁ? ঐ সময়টা তে আসলে কেউ ছিল না। যেমনটা সালমান শাহর কথা যদি বলা হয়, উনি কিন্তু এই যে ৪.৫ বছরের ক্যারিয়ারে দে এই যে ৩০ থেকে ২৪ টার মত মুভি করেছেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে দেখা যায় যে উনার মতো স্টাইলিশ মানে একজন অ্যাক্টর বাংলাদেশে কিন্তু এর আ একদম।
হুম। জি। জি। হুম। জি। আসলেই। ক্ষতি ছিল, জি। ছিল না তেমন একটা। হ্যাঁ আচ্ছা। জি। হ্যাঁ। গুড লুকিং তারপর অ অভিনয়ও সু অনেক সুন্দর করে থাকেন। জি।
মানে ওনার চাইতে গুড লুকিং আরো অনেকেই ছিল। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি গুড লুকিং এর ক্ষেত্রে যাব না। কিন্তু ওনার মতো স্টাইলিশ কিন্তু মানে এরকম অ্যাক্টর কিন্তু হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এরকম ছিল না।
হুম। ড্রেসিং সেন্স টা অনেক ভালো ছিল উনার। যেটা ব এখন দেখা গেছে যে বলিউডও কিন্তু ফলো করা হয় উনার অ্যা এই সেন্স টা। জি।
একদম উনার স্টাইল গুলো কিন্তু বলিউডে দেখা যায় যে আজকাল ফলো করা হচ্ছে। ইভেন এখনো পর্যন্ত মানে যেকোনো অ মানে থাকে না যে ইয়ং জেনারেশন এর মধ্যে ওনার স্টাইল গুলো কিন্তু এখন চলে আসছে। তো সেই ক্ষেত্রে দেখ বোঝা যাচ্ছে যে আসলে উনার রুচিশীলতা বা হচ্ছে হলো গিয়ে তার চিন্তাভাবনা কতটা এগিয়ে ছিল। মানে ৩০ বছর মানে সে আসলে তার চিন্তাভাবনা থেকে অনেকটা ফাস্ট ছিল। তো এগুলোই আসলে এত বড় একটা লস দেখা যায় যে বাংলা সিনেমার জন্য অনেকটা ক্ষতি বয়ে নিয়ে আসছে।
হুম। জি। হ্যাঁ। আসলেই। জি।

স্ট্রিমিং এর কারণে আসলে হয় কি? ধরেন অ্যা যুগের সাথে তো সবকিছুর একটা থাকে না যে, তাল মিলিয়ে চলতে হয়? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এইযে স্ট্রিমিং যে প্ল্যাটফর্ম গুলো আছে, এইযে চাকরি জীবনে সবাই আসলে হ্যাঁ, চাকরি জীবনে দেখেন সবাই কিন্তু অনেক ব্যস্ত থাকে। তো হলে মানুষ কতক্ষণ যে মানে কয়বারই যাব যেতে পারে? বা সমজেও আসলে অতটা করে উঠতে পারে না। যেমন আমি যদি আমার কথা বলতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবার বা হচ্ছে হলো গিয়ে নিজের কাজ-টাজ সব মিলে আসলে সিনেমা হলে ওই ঈদের ছুটি ছাড়া কিন্তু তেমন একটা যাওয়া হয় না। যদি দ ধরেন যে বছরে হয়তো ওই ঈদের ছুটিগুলো বাদে দেখা যায় এক থেকে দুইবার বন্ধু-বান্ধবের সাথে বা পরিবারের মানে কাজিনদের সাথে আসলে একটু যাওয়া হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় যে এন্টারটেইন এর জায়গাটা আসলে কোথায়? সেক্ষেত্রে দেখা যায় যে এই, এইযে স্ট্রিমিং প্লাটফর্ম গুলোতে যেমন ধরেন যে বঙ্গ, চরকি, তারপর হচ্ছে রিং আইডি এবং হইচই এগুলোতেই আসলে মূলত দেখা হয়ে থাকে। হ্যাঁ? তো এগুলো তো দেখা যায় কি? এখন এত সুন্দর, সুন্দর রুচিশীল আসলে আ গল্প হচ্ছে এবং গল্পের যেই সিনেমা গ বলেন বা টেলিফিল্মগুলো বলেন, হ্যাঁ।
জি। হুম। চরকি বা হৈচৈ বা নেটফ্লিক্স। হুম। জি। আসলেই। হুম। হুম। আচ্ছা। জি। এবং বাস্তব ধারাটা কিন্তু তুলে ধরছে। যেমন আ কয়েকটা যদি সিরিজের নাম বলা হয় যেমন মহানগর বলেন, তাকদির বলেন, আ তারপর অ কায়সার বলেন বা সিন্ডিকেট বলেন। অনেক সুন্দর, সুন্দর এখন কিন্তু সিরিজ বের হচ্ছে। অ্যা এটা কি কোনো একটা কারণ হতে পারে? যে এখান থেকে নতুন, নতুন ডিরেক্টর ভালো, ভালো পরিচালক
একদম, একদম। হুম। সেটাই।
তুলে এসেছে বা অভিনেতা তুলে এসেছে যার কারণে একটা বড় একটা পরিবর্তনের একটা সম্ভাবনা আসছে ইন্ডাস্ট্রিতে?
এ